বেশ! তো আপনা কি কেক খেতে অনেক পছন্দ করেন আপনি? আ মানে এখানে এখন কিন্তু ট্রে কেক এর একটা ট্রেন্ড চলতেছে ভালো। আ তো <chuckles> আ কখনো কি এই ট্রেন্ডের সাথে আপনার যোগ দিতে হয়েছে? কেক খেতে যে কোথাও যাওয়া বা আগার কোনো একটা জায়গা আছে, যদি কেক খেতে যাওয়া হয় সেখানে গিয়েছিলেন? <chuckles>
ও আচ্ছা। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। এ না, আসলে আমি কখনো এরকম আ খাবার-দাবারের কোনো ট্রেন্ড এ আমি পড়ি নাই, আ ভাগ্যবশত। আর কেক খে খেতে পছন্দ, কিন্তু আ যেভাবে আমরা যে ব্যাপারগুলা দেখছি এখন, মানে কেকের যে ট্রেন্ডটা দেখছি, এটা আমার কাছে মনে হয় না কোনো আ কেকের মধ্যে কোনো কোয়ালিটি থাকে। এই কেক গুলিতে কারণ একসাথে অনেকগুলো মা বানানো হয়, আর বানানোর হচ্ছে প্রধান উদ্দেশ্য থাকে কীভাবে বেশি লাভ করা যাবে। তো আ ক যদি খেতে ইচ্ছাও করে আমার মনে হয় না আমি ওখানে গিয়ে খাবো বা এরকম কিছু হবে। আ তো হ্যাঁ।
<chuckles> আচ্ছা। আচ্ছা, জি। হুম। আচ্ছা। জি। হ্যাঁ, তো এখানে তো আপনার মনে করেন যে কিছু মানে কেক যে সেল, এটার ব সাথে, সাথে কিন্তু ৩ টা জি দেখা যায়। সেলিং, মার্কেটিং এবং মানুষকে বিনোদন দেওয়া, ব বডি মুভমেন্ট করে। তো আপনি বডি মুভমেন্ট করে যে কেকটা সেল করতেছে একটু অদ্ভুত প্রক্রিয়া ভাবে, তো এটাকে আসলে কীভাবে আপনি মার্কেটিং হিসেবে দেখেন? এটা কোন বিজনেস পলিসি হতে পারে?
হুম। হ্যাঁ, হ্যাঁ। উ হুম। আচ্ছা, <laughs> আচ্ছা, এইটা হচ্ছে বলতে পারেন যে মানুষের একটা আকর্ষণ ধরে তারপরে মার্কেটিং করা। আ একটা ব্যাপার আপনি খেয়াল করতে পারেন, যে আ বাসার আশেপাশে যখন কোনো হকার আসে, তখন সে সাধারণ সব মানে অ সাধারণ ভাবে কথা না বলে একটু অন্যভাবে কণ্ঠটা করে কথা বলে যেন মানুষ আ চিনতে পারে যে এটা হকার বা এটা আম অন্য কেউ সাধারণ মানুষ না। তো আমার কাছে মনে হয় এই ব্যাপারটাও ওরকম। আ এটাও বলতে পারেন এক ধরনের আ একটু সস্তা মার্কেটিং, <chuckles> কিন্তু আ কাজে যতক্ষণ পর্যন্ত কাজে আসছে ততক্ষণ পর্যন্ত আ চলছে আরকি।
<chuckles> জি। আ হ্যাঁ। জি। কথা বলে। হুম। আচ্ছা। হকার। না চাওয়া। জি। আসলে আ তো আপনার ট্রেন্ডের মধ্যে অনেক সময় হয় না, কিছু, কিছু ট্রেন্ড এরকম হয় যে অনেক ভালো, অনেক পছন্দের জিনিস। বিশেষ করে পোশাকের ক্ষেত্রে যেটা দেখা যায়। তো আপনার পোশাকের ক্ষেত্রে কি কোনো ট্রেন্ডি কোনো জিনিস পছন্দ হয়েছে আজ পর্যন্ত, যেটা আপনি পরে নিয়েছিলেন নিজের জন্য?
উম হুম। উ হু।